জি, জি বুঝতে পারলাম আরকি। জিনিসটা এক কথায় কি যে, দেখা যায় একটু মাঝে মধ্যে এরকম হয় যে কেউ একটু প্রেশার টা বাড়ানোর জন্য অ থাকে আরকি। যেমন আমি যদি একটা উদাহরণ দেই, যে মানে পরীক্ষার আগে দেখা যায় কি যে অ্যা পাশের বাসার যে আই ভাবী থাকে বা পাশের বাসার যে প্রতিবেশীরা থাকে দেখা যায় তারা কিন্তু এক কথায় একটু যু ই করতে চায় একটু তুলনা করতে চায় তাদের আ সন্তানদের সাথে। দেখা যায় মাঝে মধ্যে আইসা মানে আমার ফলাফল জিজ্ঞেস করে যে আমার result কত? তারপর যদি আমার রেজাল্ট ওর, ওনার ছেলে বা মেয়ের চেয়ে একটু কম থাকে তখন বলে যে আ মানে একটু কথা শুনাইয়া দেয় এককথায় বাবা-মা দের। তখন দেখা যায় একটা আ চাপের মুখে কিন্তু আমি পড়ে যাই, যে আরে এখন তো আমার ভালো করতেই হবে বা উম মানে এরকম একটা Competition কিন্তু চলে আসে। তো <chuckles> এটাকে দেখা যায় কি যে, মানে আমি মনে করি যে ফলাফল দিয়েই যে একটা মানুষের যোগ্যতা আ ই করা যাবে এরকম না মানে এত চাপ দেওয়া বা নেওয়া এটা কিন্তু ঠিক না আরকি। তো এরকম
অবশ্যই। অবশ্যই। জি, জি, জি। জ্বী, জ্বী, জ্বী। না এটা সমাজের একটা সমস্যা আরকি এটা বলতে চাচ্ছেন তাই তো?
হ্যাঁ, হ্যাঁ একদম, একদম। তো এই জিনিসটা আমি মনে করি যে আ এত বেশি মাথায় নেওয়া উচিত না। বা মানে কি বলব একটু কি বলে? মানে এরকম নেগেটিভ বিষয়গুলা আরকি যদি কেউ এত বেশি মাথায় নেয় বা এরকম এটা কিন্তু মানে তার চাপটাকে আরো বাড়িয়ে দিবে। তো এর জন্য চেষ্টা করি যে তাদের কথা এত কানে না দেওয়ার বা মানে কথা আরকি গ একটা আছে না? যে মূল্যায়ন না করে ঐ বিষয়টা আরকি <chuckles> এই জিনিসটা দেখা যায় ভালোই কাজে দেয় চাপ কমানোর জন্য।
বুঝতে পেরেছি। একদম আপনার জি, জি, জি। না আমি আপনার সঙ্গে একদম সহমত। এব মানে আপনি চমৎকার একটা কথা বলেছেন। আর আপনার পদ্ধতিটাও বেশ ভালো লেগেছে। কিন্তু দেখা যাচ্ছে আপনি তো এই পদ্ধতিটা ব্যবহার করছেন কিন্তু অনেকের ক্ষেত্রে তাদের মন মানসিকতাটা এরকম থাকে না। তো তাদের জন্য আপনি কি বলবেন? তাদে তারা এই জিনিসটা থেকে মুক্তি কিভাবে পেতে পারে?